মানে আপনার এক জিনিসটা আসলে খুবই মানে ভালো। আ আমারও এরকম কিছু বন্ধু আছে যাদের সাথে দ্বন্দ্ব লেগেছে, কিন্তু ওরা নিজের থেকে এসেই মাফ চেয়েছে, তারপর ঠিক হয়ে গেছে আসলে। কিন্তু এ বন্ধুর যে, কাহিনী আসলে আল্লাহ খুবই কমপ্লিকেটেড আসলে। মানে হ্যা, হ্যাঁ আসলে। মাঝখানে, মাঝখানে থেকে একটা মেয়ের সাথে কথা বলছিলাম, ডেট করছিলাম আসলে যে, কয়েক মাস সে, ১ তাত বেশিদিন না ২-৩ মাস আরকি, ঠিক আছে। তো ওই মেয়েটাকে আমার আসলে ভালোই লাগতো। তো ও আমাকে প্রায়, প্রায় বলত যে, এ বন্ধুটাই হচ্ছে ওর নাকি, ওর সাথে নাকি অনেক ফ্লার্ট করে। তো আমি ওকে বলেছি, "ঠিক আছে সমস্যা নাই, আমি হচ্ছে, তুই চাইলে আমি কথা বলছি ওর সাথে, আর যেন না করে।" তো আমি ওকে ৩-৪ বার হচ্ছে মানে, আমি বন্ধুটাকে ৩-৪ বার মানা করেছি। "দেখ, এই জিনিসটা করবি না, করলে কিন্তু আমি তোর গার্লফ্রেন্ডর যেয়ে বলে দিবো। ঠিক আছে নেক্সট টাইম যদি আরেকবার যদি কোন শুনি যে করছোস, তোর গার্লফ্রেন্ডরে যায়া আমি কিন্তু ডাইরেক্টলি বলবো তখন।" তো কতদিন পর হচ্ছে ১ মাস পরেই ওই মেয়েটার সাথে আমার ব্রেক আপ হয়ে যায় আসলে, ঠিক আছে। তো এত বেশি মাথায় ঘামা-ঘামি ঘামায়ও নাই আসলে জিনিসটাকে, তো মেয়েটাকে আমার আসলে অনেক ভালো লাগতো। তো কয়েক মাস পর আ আমার কিছু রিজনে, নানা রকম রিজনে আমি ব্যস্ত হয়ে পড়ি আসলে। তখন দেখা যায় যে, আমি স কারো সাথে দেখা হয় না, সত্যি কথা। সো এখন ওর গার্লফ্রেন্ড হঠাৎ করে আমার এ এই বন্ধুর গার্লফ্রেন্ড আমাকে হঠাৎ করে একদিন কল দিয়েছে। বলেছে যে দোস্ত আয়, ওর সাথে আমার কয়েকদিন আগে একটু ঝগড়া লাগছে। আজকে সকাল থেকে ওর সাথে কোন খোঁজ খবর নাই। আমি ক্লাস থেকে আসার পর থেকে ওই সকাল ৮ঃ০০ টা বাজে কথা হয়েছে, তারপর থেকে আর নাকি ওর সাথে কোন খোঁজ খবর নাই। আর ও নাকি কাল আগের দিন উল্টাপাল্টা কিছু কথা-টথা বলেছে। তো আমি ওর সাথে দেখা করলাম, তো ও বললো যে, অ্যা আমার যে আ আগের যে গার্লফ্রেন্ডটা ছিল ওরা এখনো বন্ধুতো সবাই ৩ জনই। হ্যাঁ, তো দেখা যায় আ ওর বাসার দিকে নিয়ে যেতে বলছে আমাকে। তো আমি বললাম ঠিক আছে ওরা প্রবাবলি একসাথে একটু দে আড্ডা-টাড্ডা মারছে আর কিছুই না। তো যাও যাচ্ছি যাচ্ছি তখন ওর গার্লফ্রেন্ড আমাকে বলে যে, আ "দোস্ত তোর না ওর সাথে সম্পর্ক রাখা উচিত না।" তো i was like "কেন হঠাৎ করে মানে out of nowhere" হ্যা, হ্যা, হ্যাঁ। তো ওর গার্লফ্রেন্ড আমাকে হঠাৎ করে বলছে তখন হচ্ছে আমি একটু অবাক। ঠিক আছে? যে এরকম করে কথাটা হঠাৎ করে কেন উঠলো আসলে? <smacks lips> তো আমি হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করলাম। কারণ ও আমি ভাবছিলাম যে, ও যেহেতু অনেক মন-টন খারাপ হয়ে গেছে, যেহেতু আগের দিনেই ঝগড়াটা লেগেছে। এজন্য হচ্ছে কিছু একটা উল্টাপাল্টা কথা বলছে আমাকে। তা এটা নিয়ে একটু মাথা ব্যথা করি, মাতা-মাতি করিনি। <smacks lips> তো পরের দিকে আমি শুনেছি যে ওদের ঝগড়াটা আসলে লাগলো কেন? আর যাক ঝগড়াটা হচ্ছে এমন মানি নি আমার নিজেরই ম্যাজাজ গরম হয়েছে আসলে ভাইয়া। আমি নিজের ক্ষেত্রে, আমার নিজেরই আঘাত লাগছে ওর জিনিসটা আসলে। বেসিক্যালি ওর গার্লফ্রেন্ড এর সাথে ও চিট করেছে আমার এক্স গার্লফ্রেন্ড এর সাথে।
জ্বি ভাই। বাহ! হু, হু। একটু কাহিনীটা বলবেন ভাই, কি দিয়ে কি, আমি একটু আপনাকে সহযোগিতা করতে পারি কিনা? আচ্ছা। হু, হু। আচ্ছা। ওকে। হুম। ওকে। হুম, হুম। জ্বী। ওকে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হুম, হু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। উম হু, হু। হ্যাঁ। হ্যাঁ। মানে ওর গার্লফ্রেন্ড আপনাকে বললো? আচ্ছা, আচ্ছা। তারপর? হুম। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। মাই গড! ও মাই গড!
ঠিক আছে, ঠিক আছে। তো হ্যাঁ। যখন
এটা তো আসলেই সিরিয়াস একটা ইশ্যু ভাই। তারপর কী হলো ভাই?
হ্যাঁ। তো যখন হচ্ছে এই জিনিসটা জানতে পেরেছি, তখন আমরা এক্স গার্লফ্রেন্ডের বাসা পর্যন্ত আগাতে, আগাতে ও আমাদেরকে কল দিয়েছে। তো আমি বেসিক্যালি আরেকটা ভায়া
আপনার এক্স গার্লফ্রেন্ড আপনাকে কল দিয়েছে?

ওই যেহেতু দেখা যায় যে এই সেলারিটা দেয়নি। আর এই সেলারিটা আর ৬ মাস পরে দিয়েছে। আমি ৬ মাস পর্যন্ত হচ্ছে <yawns> নিজে একটু ইউনিভার্সিটি ইউনিভার্সিটি সবকিছুর উপরে ব্যস্ত ছিলাম, ঠিক আছে? আর কোন জায়গা থেকে আমার টাকা ম্যানেজও হচ্ছিল না। টাকা যতবার হাতে আসছিল, কোন না কোন দিক থেকে দেখা যাচ্ছে খরচ হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে আ মানে একটার একটা বাজে সিচুয়েশন এ পড়ছি। দেখা যাচ্ছে টাকা খরচ হয়ে যাচ্ছে। তো এই মানুষটাকে আমি ৬ নাকি ৭ মাস ধরে টাকা দিতেই পারিনি। কোনভাবেই দিতে পারি নাই। আর বাকি হয়ে গেছিলো কিন্তু অ্যাট দিস পয়েন্ট হচ্ছে ৳৬০০০ থেকে ৳৭০০০ ৳৮০০০ মনে হয় এটলিস্ট। অনেক ব আমার জন্য এখন অ্যাট দ্যাট পয়েন্ট হচ্ছে হিউজ একটা অ্যামাউন্ট লাগছিল। কারণ হচ্ছে কোনভাবে দিতেই পারছি না। যতবারই হচ্ছে চেষ্টা করছি, ততবারই হচ্ছে কোন না কোন ঝামেলা গন মেন্ট ঝামেলার ভিতর পড়ছে। তো এই লোকটা হচ্ছে একদিন আমার সাথে একটু মানে এই লোকটা হচ্ছে ভু একদিন আমাকে জিজ্ঞেস করে "ভাইয়া আপনার কি কোন সমস্যা হয়েছে? আপনি তো নরমালি এত দেরি করেন না।" ঠিক আছে? তো আমি বললাম যে, "ভাইয়া একটু ঝা ঝামেলার ভিতরে আছি। টাকা পয়সা নিয়ে এট এখন মানে একটার যখন টাকা পয়সাটা মানে জমায়ে ফেলি টাকা পয়সা আইসা পড়ে আপনারা দিয়ে দিব।" তখন সাথে, সাথে দেখা যায় কোন না কোন একটা ঝামেলা পড়ছি। যেরকম আমার বিড়ালের ফ্লু হইলো। ওইটাতেই আমার ৳১৫-২০,০০০ মতো খরচ হয়ে গেছে ওর চি চিকিৎসাতে। তো গুইলাতে তো আমি আসলে কিছু বাধাও দিতে পারছি না। তো আমি বললাম যে ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সে ৮ মাস উম আ সে হচ্ছে বুঝছে। সে এখন পর্যন্ত বুঝছে। তারপর হচ্ছে তাকে যখন টাকাটা দিয়ে দিয়েছি, সে হচ্ছে ৳১-২,০০০ একটু বেশি নিয়েছে। বাট সে হচ্ছে আরামসে হচ্ছে মানে সবকিছু আমি নিজেই দিয়েছি। কারণ সে এতদিন ধরে বুঝে মানে মাথা ঠান্ডা করে কোন ঝা ঝগড়াঝাটি না করে যাস্ট জিনিসটা বুঝছে। এটাই আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে। ওই মানুষের সাথে আমার সম্পর্ক টা খুবই ভালো এখনো।
হুম। হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ। হুম। ওহহো! ওহহো! ওরে! হ্যাঁ। হুম। জি। এমন ক <giggles> হ্যাঁ। জ্বী। হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এক্সাক্টলি। এটা তো আসলে বাধা দেয়ার মত কোন সিচুয়েশন ই না। তারপরে ভাই? হুম। আচ্ছা। হুম। হুম। বাহ! বাহ! এখনও তো নিশ্চয়ই সম্পর্কটা আছে না?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খুবই ভালো।
হুম।
আমি ঐ ঈদের দিন তার সাথে দেখা করতে চাই শুধু আসলে।
আসলে এরকম বিভিন্ন ধরনের <giggles> বাহ! আসলে এরকম ধরনের অনেক, অনেক মানুষ আছে আমাদের। আমার মনে হয় প্রিয়জনদের সাথে এরকম ধরনের বিভিন্ন প্রবলেম হলেও সেই প্রবলেম আসলে বেশিদিন থাকে না। সুন্দরভাবে সমাধান করে নেয়া যায় আলোচনার মধ্য দিয়ে, তাই না?
<sniffs> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিকই বলেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে চু খুবই সুন্দর
চরম লাগলো ভাইয়া আপনার সাথে কথা বলে। খুব ভালো লাগলো আপনার এক্সপেরিয়েন্সটা শুনলাম।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ভাইয়া হচ্ছে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার থেকেও কিছু জিনিস শিখলাম। আবারো কথা হবে। শুভ সকাল আপনাকে। আপনার দিনটা যেন খুবই ভালো যায়। ধন্যবাদ।
তো আপনি ভালো থাকবেন। হ্যাঁ, অবশ্যই ভাই। হ্যাঁ, আপনাকেও। জ্বী, অনেক ধন্যবাদ ভাই।